সত্যি বলতে, আমি শুরু করেছিলাম কমার্শিয়ালি, আমি খাঁচায় পুরে, পুরে জোড়ায় জোড়ায় বিক্রি করার একটা প্রবণতা আমার একসময় তৈরি হয়েছিল। তো আ আমি হয়তো বাজারে, আমার বন্ধুর দোকান রয়েছে, কখনো লাক্ষী, কখনো ময়ূরপঙ্খী, কখনো হচ্ছে গিরিবাজ। এগুলোকে এক জোড়া করে রেখে, মানে, চমকপ্রদভাবে নিয়ে-টিয়ে সাজিয়ে বাজারে একটা খাঁচায় রেখে আমি নোটিস করেছিলাম যে এগুলো আমি বিক্রি করব। তো অনেকে নিয়েও যাচ্ছিল। আ কিন্তু পরবর্তীতে এই জায়গা থেকে আমি সরে এসেছি। আসলে আ পাখিকে ভালোবাসার মধ্য দিয়ে এটা বিক্রি করার প্রবণতা যখন আমি দেখলাম যে আমাকে এটা কষ্ট দিচ্ছে, আমার টাকা আসছে, হয়তো আমার খরচের টাকা উঠে আসছে। এমনও এটার পেছনে প্রচুর ব্যয়ও আছে।
হুম। হু, হু। হুম। হুম। হুম। আচ্ছা। আচ্ছা। হু, হু। কিন্তু এত সুন্দর করে এত যত্ন করছেন সো সেগুলোকে আবার বিক্রি করে দিলে মন খারাপ হয়ে যেত।
জ্বি, জ্বি। জী, জী, জী। হ্যাঁ, টাকা আসছিল, কিন্তু মন খারাপ হচ্ছিল। তখন আমি এই জায়গা থেকে সরে আসলাম। আমি ধীরে, ধীরে, ধীরে কবুতরের আ ইয়েগুলোকে ১ম, ১ম বিক্রি করে দিয়ে যতটুকু কমেছে। অনেক বন্ধুবান্ধব রয়েছে, তারা জোর করেও কখনো, কখনো নিয়ে গেছে। আমি যেরকম অন্যের কাছ থেকে উপহার পেয়েছি, আ আমাকেও অনেক বন্ধুকে আসলে উপহার দিতে হয়েছে। আমার মনে আছে, আমার একটা বন্ধু আস আসছিল। সে চাকরি করে, একটা ডিফেন্সে চাকরি করে। বহুদিন পর তার সঙ্গে আমার দেখা। তো আমি বললাম যে, "তুই আমার বাসায় আয়, আমি তোকে একটা জিনিস গিফট করব।" কয়, "বাসায় কেন?" "মানে আগে আয়, তারপরে গিফট করব।" তো তাকে সাদা ধবধবে রঙের দুটো কবুতর, আমি গিরিবাজ দুটো, আ গিফট করেছিলাম। আমার মনে আছে, সে আমার সামনে কেঁদে দিয়েছিল যে এত দামি এবং এত একটা সুন্দর, আমি কখনো পাইনি আমি কারো কাছ থেকে এই সুন্দর উপহার। কিন্তু তাকে দেওয়ার পরে আমারও কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিল যে, আ আমি যে লালন আ জি, জি। যেভাবে লালন-পালন করেছি, আমার গায়েও এসে উড়ে বসত। আ আমার আমি খাবার দিতাম। তো
হুম। আচ্ছা। <laughs> হুম, হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। তো এগুলো তো যে দুটো দিয়ে দিয়েছিলেন, তাদের জন্য? আচ্ছা। হ্যাঁ, এই বিষয়টা আসলে জানতে চাচ্ছিলাম যে কবুতরের ক্ষেত্রে অনেক গল্প শোনা যায় যে এরা আসলে ছেড়ে দিলে আবার চলে আসে। তো আ তারপর কতদিন পাললে নিজের বাসার মতো করে একদম মনে করে, এবং এরা এদেরকে কিন্তু খুলেও দেওয়া যায়, মানে মেলেও দে মানে ও মানে ছেড়েও দেওয়া যায়। ছেড়ে দিলেও কিন্তু এরা ঠিকঠাক মতো আবার সময়মতো বাসায় চলে আসে। তো আপনারগুলোর ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার ছিল?
জ্বি, জ্বি। উঁহুঁ। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি।